আমি দেখি ১ম এ কোনো মুভি রিলিজ হলো। তারপরে হচ্ছে সেটা নিয়ে অনেকগুলো রিভিউ YouTube এ পাবলিশ হল। এবং আমি ঐটার মূল থিমটা আগে থেকে জেনে নেই, যে ছবিটা মজার হতে যাচ্ছে নাকি দুঃখের হতে যাচ্ছে। যদি শুধুমাত্র মজার মুভি হয়, এবং শান্তির মুভি হয়; কোন দুঃখের মুভি আমি দেখি না। সো শুধুমাত্র যেটা আমার মনটাকে ভালো করবে, আমি শুধু স্পেসিফিক ওই মুভিই দেখব। তাছাড়া কোন দুঃখের মুভি দেখব না, টাইম ওয়েস্ট করব না। এটা হচ্ছে আমার সিস্টেম।
হুম। হুম। হু। হু। আচ্ছা। তারমানে আপনি বলতে চান, আপনি আগে থেকেই রিভিউ দেখে ফেলেন না আপনি হচ্ছে জাস্ট টাইটেল পড়ে ফেলেন?
না, আমি রিভিউ দেখে ফেলি। আমি সবার আগে দেখে নেই যে থিমটা কি মুভিটার।
আচ্ছা। সেক্ষেত্রে আপনি কোরিয়ান কিছু সিরিজ আ ট্রাই করতে পারেন। যেটার থিম দেখেও হয়তো আপনি ভেতরে বুঝতে পারবেন না যে কি হতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু আপনার মজাটা হয়তো ডিফরেন্ট হতে পারে।
জি। না, কেন? আমি যখন YouTube এ রিভিউ দেখব, যে যেউ কেউ একজন দেখে ফেলেছে। ফর এক্সাম্পল আপনি অলরেডি দেখে ফেলছেন, আপনি রিভিউ করতেছেন। তারপরে আমি ডিসাইড করব যে ওইটা আমি আসলে দেখবো কিনা।
হ্যাঁ। হু। হু। অ্যা কিন্তু সেক্ষেত্রে তো খুব মুভির শেষে তো কোন মজাই থাকবে না। আপনি তো সেটা অলরেডি জানেন।
হ্যাঁ, এটা তো ঠিক আছে, কিন্তু আমি আসলে মেন্টাল শান্তির পরে ডিপেন্ডেন্ট তো। মেন্টাল শান্তিই হচ্ছে আমার জন্য বড় কথা।
আচ্ছা, আপনি আপনার মানসিক শান্তির জন্যই হচ্ছে আপনি দেখেন।
রাইট। অনেক মজা ছিল কিন্তু কনটেন্টটা। <chuckles>
হ্যাঁ, চাই। হ্যাঁ, কনটেন্টটা খুব মজার ছিল। এবং আপনার সাথে কথা বলেও খুব ভালো লাগছে। আমি অনেক কিছু জানতে পারলাম আ মুভি সম্পর্কে; স্পেশালি যেহেতু আমি একজন বই বইপ্রেমী।
হুম, হুম। হ্যাঁ, আমিও বই সম্পর্কে অনেক জানতে পারলাম। আশা করি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে। হ্যাঁ? ধন্যবাদ।
হুম। হ্যাঁ। ভালো থাকবেন।